হ্যালো, শুভ সন্ধ্যা কেমন আছেন?
হ্যালো, শুভ সন্ধ্যা। কেমন আছে? জি আমি আসলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। এর সাথে দেখা যাচ্ছে যে আমার একটু মনটা খারাপ হয়েছে। <smacks lips> আপনি কেমন আছেন? আমি আসলে অ্যা ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে। সেখান থেকে আ কিছু জিনিসপত্র কিনেছি। আমার কাছে মনে হচ্ছে যে দামের সাথে জিনিসপত্রর গুলো আসলে তেমন টেকসই হচ্ছে না। এবং দেখা গেল যে আমি কিছু আ- খাগড়াই ট্রাই করেছিলাম সেখানে। সেখানকার কিন্তু খাগড়াই বেশ জনপ্রিয়। আমি যেটি কিনেছি আ দেখা গেছে পাশের দোকানে অন্যরা কিনছিল। তো আমি ভাবলাম যে হয়তোবা পাশেরটিও ভালো হবে। আমি যখন আমারটি মুখে দিলাম তখন মনে হলো যে না ভালোই আছে। কিন্তু যখন পাশের বন্ধুরা আসলে খেতে দিলো আমার কাছে মনে হলো যে আমি আসলে ঠকেই গিয়েছি বোধহয়। এবং আমি জি।
কেন? জ্বি, ভালো আছি আমিও। হুম। হুম। <smacks lips> আচ্ছা। হুম। হুম, আসলে কিন্তু এরকমটা কিন্তু হয়েই থাকে আ বিভিন্ন জায়গায় শুধু বেড়াতে যেয়েই না, আমি তো হয়েছে, আমি পরে একটা জিনিস কিনে নিয়ে আসছি যে দামে তো এ এ আচ্ছা ৳৩০০ দিয়ে কিনে নিয়ে এসেছি। সেই জিনিসটা আরেকজনের কাছে আমি বলছি কত দিয়ে কিনেছ? সে বলছে "৳১৫০ দিয়ে কিনেছি।" তো ভাববেন তো আমি কত টাকায় ঠকে গেছি গো? একটা হিজাব কেনার ক্ষেত্রে আমি বলবো। এটা হয়েছিল কিছুদিন আগেই। <laughs>
জি, একদমই তাই। <chuckles> জি। হুম। আচ্ছা। <chuckles> জি। তাই হয় তো এমনটি আসলে হয়। জি। <chuckles> আচ্ছা, আচ্ছা। উম আচ্ছা, এই যে আমি বলছিলাম যে আপনার কিছু জিনিসপত্র কি কিনেছি এর সাথে কিন্তু আমার দেখা গেল যে একটা 3 পিসও ছিল। আর সাথে একটু ব্যাগ ছিল পার্স। আপনার মেয়ে মানুষ যেহেতু একটু শখের জিনিস কিনেছিলাম আসলে। অ্যা সেই জিনিসগুলোতে আসলে দেখা গেছে যে আ মোটামুটি ৳১-৳১৫০ মতো কম-বেশি হয়েছে। কিন্তু জামা কেনার ক্ষেত্রে আর ওই খাগড়াই কেনার ক্ষেত্রে আমি কিন্তু বেশ ঠকে গিয়েছি। জামাটা দেখা যাচ্ছে যে এখন এসে আমি যখন আ ২-৩ বার ধুয়ে দিয়েছি ব্যবহারের পরে উম কিছু, কিছু জায়গায় একটু ফেঁসে যাচ্ছে। তখন না আমার একটু আগে দেখে আসলে মন খারাপ হচ্ছিল। যে আমি কেন প্রতারণা স্বীকার হ হলাম বা হচ্ছে আমার একটু আ ভেবে-চিন্তে নেওয়া উচিত ছিল কিনা। দেখা যায় যে আ ভ্রমণে গিয়ে কোনো একটা কিছু নিয়ে আসলে সেটি কিন্তু সি স্মৃতির অংশ হিসেবেই থেকে যায়। এবং আমরা আসলে সেটি রাখার চেষ্টা করি। জি একটি দর্শ হুম। জি।
হু, হু। হুম, হুম, হুম। হু, হু। আচ্ছা। হু, হু। হুম। হু, হু, হু। আসলেই তাই। আমারও একটা ড্রেস আমি কিনেছি। আমি কিছুদিন আগেই একটা কিনেছি। তো আমি জানি না এখনকার জামা কিন্তু তেমন রং ওঠে না। ভালই থাকে রংটা চটে যায় হয়তো পড়তে, পড়তে। কিন্তু জানি না কেন আমার জামাটা ধোয়ার সাথে, সাথে আমি নিজেই রঙিন হয়ে গেছি গোছানোর সময় বলবো কি যেই গায়ে পানি দিয়েছি তো, আমি তো অবাক হয়ে গেছি যে কি হচ্ছে আরে সব গেলো। কি করলাম আমি।
জি, জি। জি। হুম। জি, একদমই তাই। জি। <chuckles> হুম আচ্ছা, আ আ জি। <chuckles> আচ্ছা তাই তো। আ আসলে মন খারাপ হয় অনেক বেশি যে এগুলো যখন টিকিয়ে রাখা যায় না। দেখা যায় যে আপনার কেনাকাটার মধ্যে আমরা মেয়েমানুষ এই জামাকাপড় কিনতে একটু পছন্দ করি এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সাথে কোথাও ঘুরতে গেলে আসলে যখন ছবি থাকে তা পরবর্তীতে দেখা হয় এবং সাথে, সাথে মনে পড়ে যে আমি আসলে এই, এই জামাটি বা এই জিনিসটা ওই জায়গা থেকে এনেছিলাম।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু।